আমার আসলে মানে এই ব্যাপারে হ্যাঁ, এটা ঠিক যে অ্যা তারা হচ্ছে তাদেরকে যদি এরকম বার, বার করে এভাবে তাদের ক্ষমতাচ্যুত করা হয়। তাহলে হয়তো তারা হচ্ছে এটা থেকে একটা শিক্ষা নিতে পারে। তবে এটাতে কিন্তু আরেকটা বড় সমস্যা রয়েছে। এটাকে এ এটা কিন্তু দেখুন এই যে এই ঘটনাটা যে দেশে ঘটেছে তারপরে কিন্তু দেশ এখনো পর্যন্ত অস্থিতিশীল। তাই না? মানে দেখুন দেশটা কিন্তু এখনো সেভাবে মানে ব বলা যায় যে ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারতেছে না। মানে এখনও বিভিন্ন জায়গায় অনেক অরাজকতা চলতেছে বা অনেক, অনেক ধরনের মানে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করতেছে। এমনকি বিশেষ করে বিশেষ করে অ্যা আমাদের এ যে সকল আব আ দেশগুলো আছে যারা আমাদের থেকে হচ্ছে আ ফায়দা হাসিল করতে চায় তারা কিন্তু এটার সুযোগটা নেয়ার চেষ্টা পুরোপুরি অ্যা করতেছে যেটা আপনি দেখতে পাচ্ছেন। <smacks lips> যে আমাদের অ্যা আশেপাশের দেশগুলো তারা হচ্ছে মানে খুব খারাপভাবে মানে আমাদের এই পরিস্থিতিটাকে অ্যা সদব্যবহার করে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস পরিস্থিতি সৃষ্টি করে একটা মানে সমস্যা সৃষ্টি করে তারা হচ্ছে তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার চেষ্টা করতেছে। তো মানে এই ধরনের ঘটনা বারবার পুনরাবৃত্তি হলে তাহলে কিন্তু এই সম্ভাবনাটা তাদের জন্য বেড়ে যায়। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের ঐ যে সবকিছুই মাথায় রাখা দরকার আসলে। জি।
জি। জি। জি। জি। জি। জি। আ জি। জি, জি। আ কিন্তু জি। জি। জি। আ জি আসলে আমার যেটা মনে হয় যে ধরুন আমি আ যদি অনেকটা বেশি সময় ধরে কষ্ট করার পরে যদি আমি আ উম না ভালো ফল পাই আমার আ মনে হয় যে আমরা অনেকটা সময় ধরে কষ্ট করতে রাজি আছি ভালো ফলাফলের জন্য। নাকি আমরা আসলে অল্প সময়ে কষ্ট না করেই আমরা আসলে উম অযোগ্য লোকের হাতে আমাদের আ ক্ষমতাটি হস্তান্তর করতে চাই। আমার মনে হয় আসলে এটা এবং আরো একটি বিষয় হু, হু <smacks lips> আরেকটি বিষয় যদি বলি যে ধৈর্যের ফল হয়তো ভালোই হয়। আমরা যদি আসলে ধৈর্য ধরি একতা বজায় রাখি তাহলে মনে হয় আ দেশকে হয়তো ভালোভাবেই আমরা গড়ে তুলতে পারবো দুর্নীতি মুক্তভাবে। জি।
হু, হু, হু। হ্যাঁ। হ্যাঁ। না। <chuckles> না সেটা ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আসলেই মানে ব্যাপারটা ঠিকই বলেছেন আমাদের আসলে নিজেদের ধৈর্য ধরা উচিত। তো যাই হোক এই ব্যাপারে কথা বলে আপনার সাথে খুবই ভালো লাগলো। মানে অনেক ব্যাপারে কথা হলো। অ্যা দেখা যাচ্ছে যে আপনিও এই ব্যাপারে অনেক কিছুই জানেন দেখছি। বেশ ভালোই লাগলো আপনার সাথে এভাবে কথা হলো
জি। জি। জি। আ আসলে জানতে হয় আমার মনে হয় <chuckles> যে, আমি যেহেতু একজন নাগরিক আমার আসলে উচিত আ একজন সচেতন নাগরিক হওয়া এবং সেটাই চেষ্টা করছি। আপনার সাথে কথা বলতে পেরে খুবই ভালো লাগলো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
<chuckles> হ্যাঁ। হুম।